হু, হু। ঠিক বলেছেন। আ
জ্বি। আ যার কারণে মাইগ্রে মাইগ্রেন একটা খুব বড় ধরনের এ সমস্যার সৃষ্টি করে।
অ্যা হু, হু। হ্যাঁ, মাইগ্রেন এটাও ভালো কথা বলেছেন। মাইগ্রেনে আসক্ত অনেক মানুষ। অনেকের এই সমস্যাটায় ভুগছে। হ্যাঁ, আমারও মাঝে, মাঝে এমন হয়ে থাকে। আসলে এ কিছুক্ষণ যদি আমি আ ইন্টারনেটে আ যুক্ত থাকি আ দেখা যায় যে আসলে আ মাইগ্রেনের সমস্যা দেখা যায়। মাথা ব্যাথা দেখা যায়। তবে তখন আবার ইন্টারনেট থেকে যদি দীর্ঘ সময় একটা ব্রেক নেই তখন আ স্বাভাবিকভাবে অনেকটা স্বস্তি ফিরে পাওয়া যায়। আমার না
জ্বি। হ্যাঁ। জ্বী। হ্যাঁ। জী। জি। হ্যাঁ। এটা আবার ঠিক তো ইন্টারনেট না থাকলে আসলে মনে হয় না যে আপনার এতগুলো সমস্যা হতো।
সমস্যা হতো। হ্যাঁ, হ্যাঁ।
আবার আবার মান আমার কাছে আসলে মনে হয় যে সামাজিকতাটা আসলে মানুষের মধ্যে খুব ভালোভাবে বজায় থাকতে হলে যদি ইন্টারনেটটা না থাকতো।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আপনি ঠিক বলেছেন।
আ জ্বী। আর আ হ্যাঁ, আপনার মনে হচ্ছে
তবে আমার মনে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার আরেকটা জিনিস মনে হচ্ছে যে আসলে আ বা আমরা যদি সহজভাবে বলি আসলে ইন্টার্ন এমন একটি জিনিস এটা কেউ যদি পজিটিভলি ইউজ করে তাহলে সে পজিটিভ আ ফল পাবে। আর কেউ যদি আসলে নেগেটিভভাবে ব্যবহার করে আ আমার মনে হচ্ছে যে না তারা নেগেটিভ হ্যাঁ, নেগেটিভ পাবে। আসলে পজিটিভ নেগেটিভ আ উভয় দিকেই আছে। আ আ-আপনার কি মনে হয়?
জি। হ্যাঁ। হ্যাঁ। হুম। হ্যাঁ। তাহলে একটা নেগেটিভ দিকে যেতে হু হ্যাঁ, একদম ভাই। একদম ভাই। আমি আপনার সাথে আসলে এই ব্যাপারে দ্বিমত পোষণ করার আসলে কিছুই নাই। আ একটা প্রযুক্তি আসলে আপনি যেদিকে ব্যবহার করবেন সেদিকেই আপনি ব্যবহার করতে পারবেন। সেটা হতে পারে ভালো দিক, সেটা হতে পারে খারাপ দিক। তো এখানে যেমন আপনার আ অস্ত্র কিন্তু আসলে আপনি বা নিজেরকে আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পারেন আবার যুদ্ধের জন্য ব্যবহার করতে পারেন বা কাউকে মারার জ
হ্যাঁ। জ্বি। জ্বি। তো আপনার জ্বি, আপ আপনি অবশ্যই ঠিক বলেছেন। আপনার সাথে আলোচনা করে খুব ভালো লাগলো। আপনি ভালো থাকবেন। এ সুস্থ থাকবেন।
জি আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের সাথে নিজের সাথে পরিবারেরও খেয়াল রাখবেন। ধন্যবাদ। আর ইন্টারনেট না থাকার ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। তার জন্য আবারও ধন্যবাদ।
জ্বি। আ ধন্যবাদ। জি।

হ্যালো, হাই। জি, ভালো আছি। আপনি কেমন আছেন?
হায়, কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। কি করছিলেন?
তা। এমনিতেই বসে বসে ভাবছিলাম যে আসলে আ যদি কখনো খারাপ লাগে অথবা অবসর সময়টা কাটানোর ক্ষেত্রে আমরা আসলে ইন্টারনেটকেই বেছে নিয়ে থাকি। আ যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি আগে যেমন বন্ধুদের সাথে অ্যা খেলার মাঠে যেতাম। তারপরে অ্যা বিভিন্নভাবে আমরা যোগাযোগ করতাম। হু, তো ভাবছি হ্যাঁ।
জ্বী। আ হ্যাঁ। আ হ্যাঁ। উম, হুম। হ্যাঁ। তো আ বুঝতে পারসি। এখন আসলে বিষয়টা হয়েছে কি আ আমাদের জীবনযাত্রা বা জীবনযাত্রার মান যে এতটা সহজ হয়ে গেছে আ ওইগুলো হয়ে ওঠে না তো তার ভিতরে আমি যদি বলি ইন্টারনেটের কল্যাণ কিন্তু অতুলনীয় আর কি ব্যাপারটা যদি বলি, কারণ দেখেন এখনকার সময় আসলে ইন্টারনেট ব্যবহার করে আমাদের যোগাযোগ ব্যবস্থা বলেন আর যেটাই বলেন আ সবকিছু আমাদের ইন্টারনেট নির্ভরশীল বা ইন্টারনেটের উপরে ভিত্তি করেই আমরা করে থাকি বা হয়ে চলছে বলতে পারি।
হ্যাঁ। হু, হু, হু। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ একেবারেই ঠিক বলেছেন। আ এই রিসেন্ট হয়েছে কি যে আমি আসলে অ্যা এক জায়গায় যাবো। তো আ চিন্তা করলাম যে না অনেকদিন ট্রেনে চড়া হয় না। ট্রেনেই যাই। এখন ট্রেনে স্টেশনে যেয়ে আসলে আ কিছু বিড়ম্বনা আছে। লাইন ধরা, টিকিট পাওয়া বা না পাওয়া। হ্যাঁ, তো পরে আ বিরক্তিকর ব্যাপার। তো আমার, আমার কাজিন বলল যে, "ভাইয়া তুমি এক কাজ করতে পারো। তুমি অ্যা অ্যাপস এর মাধ্যমেই অ্যা তুমি টিকিটটা কেটে ফেলতে পারো।" তো অ্যাপ তো ইন্টারনেটের মাধ্যমেই। তো দেখলাম যে আসলে ইন্টারনেটের মাধ্যমেই অ্যা খুব সুন্দরভাবে আমি সিট পেলাম এবং আ সু সুন্দর আরামদায়ক একটা ভ্রমণ করলাম। তাতে দেখলাম যে আসলে এটা ইন্টারনেট যদি না হতো আমার হয়ত অ্যা সিটে এত সুন্দর করে ভ্রমণটা সহজ হত না।
হু, জি। হু, হু। জি। হ্যাঁ। হ্যাঁ। যেমন, আ হ্যাঁ, একদম। এটা একটা বিরক্তিকর একটা ব্যাপার। হ্যাঁ। হ্যাঁ। ইন্টারনেটের মাধ্যমে আরকি। হুম। জি। হ্যাঁ। তাহলে আ আরো যে অগ্রিম একটা সিটের ব্যবস্থা করা বা আপনার যে হ্যাসেলের একটা ব্যাপার আছে। তো অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়াতো বলে আমার মনে হয়।
হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ ঠিকই বলেছেন। আবার আ পাশাপাশি অ্যা শুধু আ আম্মুর একটি জিনিস দেখি যে না আসলে আ কোন নতুন যদি কিছু রান্না করে আমাদেরকে খাওয়াতে চায়। দেখি যে ইন্টারনেট ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে YouTube বলেন, Google বলেন সুন্দর রান্নার রেসিপি পাচ্ছে। রেসিপিগুলিও একেবারেই খারাপ না। তাতে দেখলাম যে একটা টিচারের ভূমিকাও পালন করছে ইন্টারনেট। এজন্য মাঝে মাঝে ভাবি যে যদি ইন্টারনেট না থাকতো তাহলে কিন্তু জীবনযাত্রা আমাদের জন্য খুব কঠিন মনে হত। আপনি আপনি কি মনে করেন?
তাই না? জি। হ্যাঁ। জি। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। একদম। হ্যাঁ। আ